আচ্ছা। আমার ক্ষেত্রে আসলে যে, যে বললাম যে আমি একদম আজীবনী আমি সাইন্স ব্যাকগ্রাউন্ড ছিল। অ্যান্ড হঠাৎ করেই এই শিফট টা। তো আমার আমি আসলে কখনোই অ্যাকাউন্টিং এর কোন কোর্স আমি করি নাই আগে বা কোন ধরনের বিজনেস রিলেটেড কোনো কোর্স আমি করি নাই। কিন্তু হঠাৎ করে যখন আমি ইম ইউনিভার্সিটি তে এসে যখন এই কোর্স গুলো নিলাম, তো আমার কাছে আসলে খুব ইন্টারেস্টিং লাগলো। আমার কাছে মনে হলো যে না, "আই থিংক আমি এগুলো পারি পারবো। সামনে যে কোর্স গুলো থাকবে সেগুলো আমাক আমি করব।" কারণ
হুম। হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। হুম। আচ্ছা। হুম। হু। হুম। ব আ কিন্তু আপনার কি একটু ভয় লাগেনি? মানে ইন্টারেস্টিং বুঝলাম যে, ঠিক আছে হয়তো ১ম স্টেপ টা ইন্টারেস্টিং লাগছে। পরবর্তী স্টেপ এ কি মনে হয় নাই? যে, একটু আ যদি কঠিন হয়ে যায়?
<chuckles> জ্বী। ভ ভয় আসলে ভয় আসলে লেগেছিল যখন কম্পিউটার সায়েন্সের কোর্স গুলোতে আসলে প্রজেক্ট করতে হচ্ছিল। তখন আসলে খুবই জিবনে দিশাহীন মনে হচ্ছিল যে, আসলে এটা যদি শুধুমাত্র আমার ক্যারিয়ার হয়, তখন যদি না পারি? কারণ আমি আসলে খুব একটু পারফেক্টলি একটু করতে চাই। তখন না হলে, তখন আসলে মনে হয় যে আসলে যেটা ভ সম্ভব না বা যেটা অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে, থাক সেটা না করি কী, কী দরকার? এরকম একটা মানে ইয়া চলে আসছিল আমার ভেতরে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। হুম। আর কম্পিউটার সাইন্স এর বিষয়টা তো অনেকটা কোড বেসড। কোড এ যদি ভুল হয়ে যায়? কোন ছোটখাটো গ্লিচ থাকলেই একেবারে শেষ। তো এইরকম হবে সেটা।
একদম। হুম। আর তখন আসলে AI এর যুগ ছিল না। বা Google এও এতটা একদম, যেটা আমরা চিন্তা করি যে, সে লিখলেই ছু অনেক ধরনের রিসোর্স একটু কম ছিল। তো আমি আসলে অনেক বছর আগের কথা বলছি। তো তখন আসলে আমার খুবই আ ডিসিশনটা নিতে আমার কাছে মনে হচ্ছে যে, "না, যেটা ক যেটা নিয়ে শুরু করলাম। এটা শেষ করার আমার জন্য খুব একটা টাফ হবে না। হয়তো একটু সময় বেশি দিতে হবে। বাট থাটস, থাটস ওকে। আমি পারব।" তো সেভাবে করে আমি ডুয়াল ব্যাচেলর করি। করার পরে আমি যখন চাকরি <chuckles> জ্বি। মানে যেহেতু ব্যাচেলর মানে আমাকে যখন অ্যাডভাইজার বলল যে, "আরো কতগুলো কোর্স নাও তাইলে তো তোমার ডাবল ব্যাচেলর।" তো এটা শুনে খুব ফ্যাসিনেটিং লাগলো যে, "ও বাপরে বাপ! ২ টা ব্যাচেলর একসাথে। বাহ! ভালোই তো!" আ করলাম, আ <chuckles> আরো কয়েকটা কোর্স করে ফেললাম। মানে খুব একটা না, কয়েকটা আপনার যদি কোর্স করেন, তখন দেখা যাচ্ছে যে, আ বিজনেস BBA টাও আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর রেজিউমে টা একটু হেভি হইল। তো তখন আসলে অ তখন আসলে সেই ডিসিশনটা ম যে মানে মাথায় রেখে আ মানে এগোলাম। এরপর যখন কেরিয়ার মানে যখন আপনার আসলে রিয়াল লাইফ জব এর জন্য এপ্লাই করা শুরু করলাম, তখন দেখলাম যে আসলে আমার ফাইনান্স এর, একটা জব এর একটা ইন্টারভিউ আসলো। অ্যান্ড আমি ওখানে ইন্টারভিউ দিয়ে, <clicks tongue> আমি এখন আসলে ফাইনান্স এ কাজ করি। তো আ যদিও আমি আমার ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাকাউন্টিং, বিজনেস, কিন্তু আমি কাজ করছি ফাইনান্স এ। তো <chuckles> তো এই আরকি যে
হু, হু। হ্যাঁ। হু। আচ্ছা। ওয়াও ডুয়াল ব্যাচেলর! হু, ওয়াও! ত বাহ! দারুণ, দারুণ! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হেভি হল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। তো এই যে আপনার যে ক্যারিয়ার শিফটিং, ক্যারিয়ার টা পরিবর্তন মানে আপনি যে কম মানে সা কম্পিউটার সাইন্স থেকে চলে আসলেন অ্যাকাউন্টিং এ। তো এই ক্ষেত্রে আপনার পরিবার কি বলল? মানে পরিবারের কি সাপোর্ট ছিল যে, "আচ্ছা ঠিক আছে তুমি করো এটা তোমার যেটা ভালো মনে হচ্ছে।" নাকি তারা বাধা দিলো?
জী। <chuckles>